উম আ সেটা ঠিক কথা যে, আ আ আমাদের ভুল না দেখে অন্যের ভুল শুধু দেখলে সেটা আসলেই খুব একটা খারাপ বিষয় হয়ে যায়। আ উম তাছাড়া আচ্ছা আ যা ভাবছিলাম আরকি যে, আ আপনার কি মনে হয় যে, অনেকে আছে যে, এই ধরনের situation দেখে মনোবল হারিয়ে ফেলে। তারা ভাবে যে, আসলে এ এ এভাবে কাজ করা যায় না। তো তখন না তারা ব্যস্ত হয়ে কাজটা ছেড়ে দেয় এবং পরবর্তীতে কাজটা আর তেমনভাবে তারা আ করতে মানে নতুন কাজ পাইতে তার অনেক দেরি হয় এবং তার আ আসলে একটা বিশাল ক্ষতি হয়ে যায়। তাই না?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বলেন। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ক্ষতি হয়ে যায় হ্যাঁ, সে এবং একটা বিপদের সম্মুখীন হয়।
হ্যাঁ, তো আপনার কি মনে হয় এই, এই ধরনের লোক যারা এই ধরনের সমস্যায় ভুগতেছে তাদের আপনি কি পরামর্শ দেবেন?
হ্যাঁ। আমি এদেরকে পরামর্শ দেব সে যদি সঠিক থাকে, ঠিক আছে? সঠিক হয়। তো ঐক আ ঐ কর্ম আ স্থানে তার যে, আপনার হচ্ছে যোগ্যতা এটা আরো প্রমাণ করতে হবে। ঠিক আছে? এবং তার যোগ্যতা প্রমাণ করার মাধ্যমেই আ তার সাথে যে, অন্যায় আচরণটা হয়েছে এটার উ উচিত জবাব দিতে হবে।
উ হুম। উ হুম। হুম। না আসলেই ঠিক কথা।
আপনার কি মনে হয়?
না ঠিক কথাই বলেছেন। তাদেরকে আসলেই তাদের আ সমস্যাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে এবং যারা আসলে এতে ভুগতেছে আ তাদের আসলে আ আমাদের উৎসাহ দিতে হবে যে, না তুমি বিষয়টা ভুল করোনি বরংচ তারা তাদের দিক থেকে ভুলটা করছে এবং তাকে encourage করতে হবে যে, সামনে যাও এবং তাদের মোকাবিলা করো এবং তাদেরকে সামনাসামনি বলো যে, তোমরা এই ভুলটা করছো।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আ এটা হ্যাঁ, এ এট হ্যাঁ, এটা অনেক সুন্দর বলেছে। এটা অনেক সুন্দর বলেছেন আপনি কারণ আমাদের সবসময় হ্যাঁ, সবসময় একটা দীর্ঘ প্রতিজ্ঞা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা অন্যায়, আমাদের সাথে অন্যায় আচরণগুলো আমরা প্রতিবাদ করতে পারবো। ঠিক আছে?
আসলেই আপনার সাথে আজকে আলোচনা করে বেশ ভালো লাগলো। হুম। হ্যাঁ, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন শুভরাত্রি।
ঠিক আছে, আপনি ভালো থাকবেন।